হ্যাঁ, হ্যাঁ। আর এইগুলো কিন্তু তার মানে দেখা যায় যে ঐ মধ্যবিত্ত আর নিম্নমিত্ত নিম্নবিত্তদের ক্ষেত্রে প্রভাব পড়ে। ওই যারা বিত্তশীল আছেন, ডাক্তার আছেন, আ বড় টাকা কামাচ্ছেন, ইঞ্জিনিয়ার আছেন তারা শুধু বলেন যে, "আনছেন, ঢালছেন।" এরকম আরকি। এ কিন্তু
হু, হু। একদম। না, এই যে তাদের তো আসলে ওই হিসাবটা হয়তোবা অতো বেশি করতে হয় না। কিন্তু মধ্যবিত্তের তো আসলে এই যে ৳৫ ও যদি বেড়ে যায় এটারও কিন্তু একটা হিসাব কিন্তু তাদের প্রতিমাসে আছে। কারণ যেটা বললেন, যে তাদের বাজেটটা হয়তোবা সীমিত। যে বেতন পাচ্ছে ওই বেতনের থেকে কিন্তু সব আসলে এরকম নির্ধারণ করা থাকে যে আসলে কোন খাতে কত টাকা ব্যয় করবে। তো বাজারের জন্য হয়তো এইযে ৳৫,০০০ তারা এরকম ঠিক করে রেখেছে, ওই জায়গায় দেখা যায় যে অতিরিক্ত এরকম খরচ হয়ে গেল। যে মাঝে, মাঝে যেটা বললেন যে দাম বেশি থাকে, দাম বেশি থাকার কারণে খরচ হয়ে যায়। তো এর জন্য কিন্তু সমস্যা হচ্ছে। হ্যাঁ। ঠিক।
হুম। জি, অবশ্যই। জি, অবশ্যই। এরকম হওয়ার আর এই এইযে যেই এ এই যে খাদ্য সামগ্রী প্ল্যান করাটা মূল্যস্ফীতির কারণে কিন্তু অনেকাংশে অনেক কিছু ইচ্ছা থাকলেও করা হচ্ছে না। বা দেখা যাচ্ছে বিকালের নাস্তাটা পরিহার করা হচ্ছে বা আগে যেমন করা হতো তার থেকে পরিমাণে কমিয়ে আনা হচ্ছে। এভাবেই আসলে চলছে জীবন। কিন্তু এগুলা আসলে দেখার মতো কিছু নেই সরকারের এখানে উদ্যোগ নেয়া উচিত বলে আমি মনে করি।
হু, হু। একদম, একদম। হ্যাঁ। হ্যাঁ, এটাই। অবশ্যই। না, এই যে মধ্যবিত্তদের জন্য তো একটা সমস্যা হয়ে গিয়েছে। আপনি যেটা বললেন। আর আপনার কথা শুনে আসলে বুঝতে পারলাম, যে আপনি আসলে নিজের জন্য বাজেটগুলি কিভাবে এরকম প্লান করে রাখেন যে কিভাবে এরকম খাদ্য সামগ্রীগুলি আসলে নিয়ে আসেন এবং আ কিভাবে যাচাই-বাঁচাই করেন, যে কিভাবে হ্যাঁ, <chuckles> এটা বেশ দারুণ কিন্তু আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো যে একটা মোটামুটি ধারণা হয়ে গেল যে একটা বাজার আসলে মধ্যবিত্ত পরিবারের কিভাবে করা উচিত এটার একটা ধারণা পেলাম। তা আপনার কথা বলে বেশ ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।
একটু সবকিছু আলাদা, আলাদা করে চলার চেষ্টা করি আরকি। <chuckles>

আচ্ছা দেখেন, আ তার মানে কিছু কি জিনিস আমি স তো মানে সুপার শপগুলো থেকেই কেনার চেষ্টা করে থাকি। আবার কিছু জিনিস আছে, যেগুলো কিন্তু বা একদম বাজারে যেয়ে বাজার করতে পারলে ভালো হয়। যেমন শাকসবজি, তরতাজাগুলো কিন্তু সুপার স্টোর থেকে, সুপার শপ থেকে আমার কাছে মনে হয় বাজারে ভালো থাকে। আবার যখন দৈনন্দিন মাসিক বাজার করছি, এক ছাদের নিচে সবকিছু পেয়ে যাচ্ছি। অনেক ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে। ঘুরে, ঘুরে ট্রলি নিয়ে কিন্তু আমি বাজারটা করতে পারছি। সেক্ষেত্রে আমার যেটা পছন্দ হচ্ছে, এমনকি আমার বাজেট যেটা আছে, সেটা দেখে নিতে পারছি, এটা কত টাকা। এবং সেটা দেখে, বুঝে, শুনে হিসেব করেও কিন্তু কেনাকাটা করা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি স স সুপার শপ ব্যবহার করে থাকি। আর কিছু, কিছু ক্ষেত্রে, যেমন ধরেন বিকালের নাস্তায় যে ফ্রোজেন আইটেমগুলো থাকে, সমুচা, সিঙ্গাড়া, চিকেন নাগেটস। যেহেতু আপনাকে বললাম, আমি খাবার প্রিয় মানুষ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারপ তারপরে দেখা যায় যে, অ্যা আপনার ই ই পরোটা পাওয়া যায়, কিমা পরোটা, আ গোল্ডেন হারভেস্ট থেকে শুরু করে অন্যান্য অনেক কোম্পানির পাওয়া যায়, কাজী ফার্মের। তা এইগুলো আসলে সিপির, এগুলো আসলে কিনে থাকা হয়। এবং মেহমান আসলে তাদের অজুহাত দিয়ে আমি নিজেও অনেক খেয়ে ফেলি। <giggles>
আচ্ছা, আচ্ছা। হু। জি, জি। হুম, এটা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> কারণ অনেক বেশি পছন্দ করেন জিনিসগুলি। হুম। বাহ! <chuckles> হ্যাঁ, হ্যাঁ। নিজেও খেয়ে ফেলেন। বাহ! <chuckles> না, আপনার কথা শুনে হয়তোবা বোঝা যাচ্ছে যে, আপনার হয়তো বা এই যে স্ন্যাকিং এর অভ্যাসটা অনেক বেশি। যে <chuckles> হচ্ছে অনেক মানুষ। হ্যাঁ, হ্যাঁ।
শুধু স্ন্যাকিং না, সব, সব খাবারের প্রতি আমার অভ্যাসটা বেশি। <giggles>
দারুণ! দারুণ! এই জিনিসটা। তো এই যে আপনি বাজেটের কথা বলছিলেন, বাজেটটা <sneezes> কিন্তু আসলে আ এটা কন্ট্রোলে রাখা কিংবা মেইনটেইন করা কিন্তু অনেকের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায়। হ্যাঁ, দেখা যায়, আসলে আ কোনো কিছু কিনতে গেলে, তখন যে টাকা পয়সা, হয়তোবা বাজেটের বাইরে মাঝে, মাঝে চলে যায়, যে বেশি খরচ করে ফেলছি। হ্যাঁ, মাঝে, মাঝে দেখা যায় যে, আসলে বাজেট সীমিত থাকার কারণে আসলে যেই জিনিসগুলো আসলে বাজারে আনতে গেলাম, ও গুলির দাম বেশি থাকার কারণে হয়তোবা ও গুলি ঠিকমতো আনাও যায় না। তো আপনার ক্ষেত্রে, আপনি বাজেটটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করেন? মানে আগে থেকেই কি সব পরিকল্পনা করে রাখেন, যে আসলে কত টাকা আপনি খরচ করবেন, কিংবা কত টাকা লাগতে পারে?
<chuckles> জি, অবশ্যই। হু, হুম, হু। হুম। জি, জি, জি।

আচ্ছা, এটা একটা মজার বিষয়। আমার বা আমার বাসা থেকে, তার মানে যদি আমি হেঁটে যাই, তাহলে বা বাজার হচ্ছে ৪ মিনিট। আর যদি বাইকে করে যাওয়া যা হা জন যাই তাইলে ৩০ তে ৩০ সেকেন্ড থেকে এ ১ মিনিটের মতো লাগে। কিন্তু তারপরেও আমি একটু অলস। যে, প্রতিদিনেরটা প্রতিদিন কিনতে যাওয়া হয় না, কর্মব্যস্ততার ক্ষেত্রে। তা দেখা যাচ্ছে যে, কি? আমি একবারে যে একটা হিসাব করি, তার মানে দু ২০০/২৫০ টাকার সবজি কিনবো এবং এটাতে দেখা যায়, ২-৩ দিন চলে যায়। আবার ২-৩ দিন পরে কিনি। তার মানে একদম তাজাও থাকে না। আবার অনেক ক্ষেত্রে একদম দে দেখা যাচ্ছে বাসি হয়ে গিয়েছে। এরকমও হয় না আরকি। <chuckles>
হুম। ও! তাহলে তো বেশ কাছেই। আচ্ছা। হু, হুম। <chuckles> আচ্ছা। হুম, এমনও হয় না। না, এটা তো বেশ ভালো। কারণ এই যে, এখন তো দেখা যায় হোল ফ্রিজের একটা সুবিধা আছে। তো শাকসবজি কিনে এনে কিন্তু ফ্রিজের মধ্যে আসলে বেশ কিছুদিন রাখা যায়। হ্যাঁ? তো হু, হুম।
কিন্তু তারপরেও আমার কাছে এটা একটু খারাপ মনে হয় যে, অতিরিক্ত রাখলে হ্যাঁ, যে, অনেক সময় শুকিয়ে যায়। যে, তাজা ভাবটা বা স্বাদটা কিন্তু এক, এক রকম থাকে না আরকি। হে
ফ্রিজে রেখে খাওয়াটা? আচ্ছা। হ্যাঁ, এটা তো অবশ্যই। <chuckles> হ্যাঁ, রাইট। স্পেশালি এটা মনে হয় হচ্ছে যে, মাছ কিনে আনলে মাছের ক্ষেত্রে হয়তোবা দেখা যায় যে, আ তাজা মাছটা এটা অনেকদিন যদি এরকম ফ্রিজের মধ্যে পড়ে থাকে, তখন হয়তোবা এই জিনিসটা খেতে একটু, ঐ যে, একবারে আপনি বাজার থেকে তরতাজা নিয়ে আসার পর যে, স্বাদটা, ওই স্বাদটা হয়তোবা তখন আর পাওয়া যায় না, নাকি?
হু, হুম। উ উ অবশ্যই। ধরেন আপনি একটা বড় ইলিশ কিনেছেন, ঠিক আছে? আর এটা যদি তাজা হয়ে থাকে, তার কাছে যদি আবার বাসি হয়, তাহলে কিন্তু হবে না। <chuckles> হ্যাঁ।
হুম। <chuckles> আচ্ছা। তার কাছে আসলে তাজা হতে হবে মাছটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যার কাছ থেকে কিনছেন মাছ বিক্রেতা, সেটা এনে আপনি তখন যদি সরষে ইলিশ করে খান, বাঙালির একটা খুব সুস্বাদু খাবার। সে হ্যাঁ, সেটা য যেমন মজা লাগবে, কিন্তু আপনি ওটা দীর্ঘদিন ফ্রিজে রেখে দেবেন। আর আরেকটা অভিজ্ঞতা কিন্তু এখানে আছে। যেহেতু ইলিশ মাছের কথা বললাম। ইলিশ মাছ তারপরেও কিছুটা ভালোই স্বাদ থাকে, যদি আপনি আস্ত রেখে দেন। কিন্তু দেখা যাচ্ছে যদি ওটা টুকরো, টুকরো করে কেটে, কেটে পরিষ্কার করে রেখে দেন, তাহলে স্বাদটা একদমই চলে যায়। কেমন একটা তেল শীতে শীট-শীটে গন্ধ আসে আসলে রান্না করলে। সেই জিনিসটা
আন জি। হুম। সুস্বাদু খাবার অনেক। হ্যাঁ, রাইট। হুম। আচ্ছা। মানে টুকরো করে ফ্রিজে রাখলে তখন হয়তোবা এরকম আসলে মানে, তাজা যে, স্বাদটা যেটা, এই জিনিসটা তখন অনুভব করা যায় না, নাকি?
না, না, না, অবশ্যই করা যায় না। কিন্তু তারপরেও বাধ্য হয়ে ফ্রিজে রাখতে হয়। কেননা? আমাদের দেশে কিন্তু অনেক সময় ২২, ২২ দিনের জন্য এরকম একটা নিয়ম আছে যে, ঐ সময় হচ্ছে হল মা ইলিশে আ ডিম পাড়ে, এর জন্য হচ্ছে ইলিশ ধরা বন্ধ থাকে বা আরেকটা সময় এরকম আছে। ২-৩ মাস বন্ধ থাকে। তো ইলিশের প্রজননের জন্য। তাই এই সময়গুলো তো আরো হয় না। তার আগে যদি কিনা দেখা হয় এবং যদি জিভে জল চলে আসে একটু ইলিশ মাছ খেতেই হবে, তাহলে আসলে ওগুলো ফ্রিজ থেকে বের করে খাওয়া হয় আরকি। <chuckles>
হুম। না, না। <chuckles> সেটা অবশ্যই। জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। তো এই যে, বললেন যে, যখন হয়তোবা কিছু খেতে ইচ্ছা করে। আপনার বাজারটা কি আসলে এভাবেই মানে করে ফেলেন যে, যখন আসলে কিছু খাওয়ার ইচ্ছা হয়, তখন ওটা বুঝে তারপর কি, কি প্রয়োজন আছে। এই জিনিসগুলো তখন ঐভাবে নিয়ে আসেন, নাকি আগে থেকেই বাজার করে এনে রেখে দেন? তারপর হয়তোবা যা, যা আছে এগুলো দিয়ে তারপর চিন্তা করেন যে, আসলে কি বানানো যেতে পারে, কোন ধরনের উপকরণ আসলে লাগবে? এ ওভাবে চিন্তা করে আপনি রান্না গুলি করেন?
হুম।

আচ্ছা, আমি যেহেতু প্রত্যেক সময় মাসিক বাজার করে থাকি, অ্যা আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু মোটামুটি জানা থাকে। ধরেন, ৩ হাজার টাকার বাজার করলে আমার সব মসলা টসলা বা ৪ হাজার টাকার বাজার করলে, এটা ওর আশেপাশেই হবে ধরেন ৩.৫ থেকে ৫ হাজার টাকা। এর উপরে আসলে আমি যাবো না। তার মানে এরকম একটা করে থাকে। তো কিন্তু একটা মজার বিষয় আপনার সাথে শেয়ার করি। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এক ডক্টরের। তার মানে ও বলে গেল তখন বলছিল যে "নিত্য প্রয়োজনীয়ের দাম অনেক বেশি। আপনার কী মনে হয়?" উনি বলছিলেন "আসলে অ্যা উনি টাকা আনেন এবং টাকা ঢালেন। তা যেটাতে যা খরচ হয় আরকি।" এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল। তো এরকম অনেকেরই আছে যে, টাকার কোনো বিষয় না। আবার অনেকেরই আছে যে বাজেটের জন্য অনেক নিত্য পণ্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু কিনতে পারে না এবং দেখা যায় যে সেগুলো অনেক কষ্টে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে মূল্যস্ফীতি কিন্তু বেড়ে গিয়েছে। আগে যতটা দাম কম ছিল, এখন তার থেকে অনেক বেশি। সে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, তাদের একটু বুঝে শুনে চলতে হয়। কারণ প্রত্যেকটা খাতেই কিন্তু টাকা খরচ বেশি হচ্ছে কিন্তু দিন শেষে কিন্তু বেতন বাড়ছে না। জি।
ধারণা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ওকে। হুম। হ্যাঁ। জি, জি, জি। হুম। অনেক বেশি খাবারের দাম। নিশ্চয়ই। হ্যাঁ। না, এটা তো হচ্ছেই। এটা অনেকের জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে যে, আসলে নিজের আ বাজেটটা এরকম আসলে অ্যা ঠিক রাখাটা। কারণ দেখা যাচ্ছে যে, এটা কিন্তু আপনি খুব সুন্দর বললেন যে আসলে দেখা যাচ্ছে ইনফ্লেশনের কারণে হয়তোবা বাজারের পণ্য যেইগুলি আছে, এইগুলি সবকিছুর দাম কিন্তু বাড়ছে। কিন্তু ওই যে দিন শেষে আসলে আমাদের দেশে হয়তোবা ওই মানে সবার বেতনটা কিন্তু বাড়ছে না। বেতনটা হয়তোবা আগের মতই রয়ে গিয়েছে, হ্যাঁ? কিংবা বাড়লে হয়তোবা অতটা বেশিও বাড়ছে না। খুব কম।
হু, হু। অবশ্যই, অবশ্যই। আজকে আপনার সাথে আরেকটা জিনিস অভিজ্ঞতা শেয়ার করি। আজকে বাজারে গিয়েছিলাম। কয়দিন আগেও তার মানে বাইক চালিয়ে আসছি, তখন বলছে যে ২ কেজি পিয়াজ পো অ্যা ১৫০ টাকা। গতকালকে শুনলাম ২ কেজি পিয়াজ ১৬০ টাকা না ১৭০ টাকা এরকম। আজকে পেঁয়াজ কিনতে যে যেয়ে দেখি ভালো পেঁয়াজ ১ কেজির দাম ১২০ টাকা। তাহলে এটা কী হচ্ছে আমাদের দেশে? এ অনেকে
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু, হু। মানে একদিনের মধ্যে এত তফাত!
হ্যাঁ, ১ দিনের মধ্যে এত তফাত। এ ১ দিনের মধ্যে। তারপর আলু ছিল গতকালকে ২০ টাকা, আজকে ২৫ টাকা। ৫ টাকা, ৫ টাকা ধরেন আপনার আমার কাছে কিছু মনে হচ্ছে না। কিন্তু এই ৫ টাকা মানে কিন্তু বহুত কিছু। এই বহুত কিছু একটা গরিব মানুষের ক্ষেত্রে কিন্তু বহুত কিছু। এই ৫ টাকা দিয়ে সে অন্য সাথে আরেকটু আর ১০ টাকা দিয়ে কিন্তু একটা সবজি এই কিনতে পারবে বা কোনো একটা কাজে লাগাতে পারবে। তো এই যে যে
আহ্ হা! হু, হু। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। একদম। আর শুধু যে এন যে এই রকম আলুর মধ্যে বাড়ছে এমন তো না। প্রতিটা সবজিতেই কিছু না কিছু দাম কিন্তু এরকম আসলে ওঠা-নামা কিন্তু করছেই, কনস্ট্যান্ট।
হ্যাঁ, হ্যাঁ।

আসলে বলতে পারেন আমারও ক্ষেত্রে যদি বলি আমি পুরোপুরি একজন ভোজন রসিক। তার মানে সু স্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে সুস্বাদু খাবার, যাই পাই তাই মনে হয় খেয়ে ফেলি। এবং এই খাওয়ার ফলেও আমার স্বাস্থ্য প্রচন্ড ক্ষতি হয়েছে। তার মানে আ এ এই অল্প বয়সে ২৫ থেকে ৩০ বছরের বয়সের মধ্যেই কিন্তু একটা অপারেশন করা লেগেছে, পিত্তথলিতে পাথর হয়েছে। তার মানে কি পরিমাণ খেয়েছি বলেন? পিত্তথলি পাথরে ভরে গিয়েছে। এবং দেখা যাচ্ছে যে এর জন্য কিন্তু তৈলাক্ত খাবারগুলোও দায়ী। এবং দেখা যাচ্ছে প্রচুর বিরানি খাওয়া হয়েছে, তারপর বার্গার তার মানে ফাস্ট ফুড টাইপ এর খাবারগুলো। এগুলো খাওয়ার ক্ষেত্রে আবারও একটা বিষয় আছে। তারমানে গি আমার বাসায় যখন মা ওই যে আপনাকে বললাম যে ওপেনার সার্জারি করা ওই সময় আসলে আমি আর আমার মাই শুধু বাসায় ছিলাম। বোনের বিয়ে হয়ে গিয়েছে, তারা হচ্ছে হলো খুব আ বাইরে আছে। তা মার যখন এরকম অবস্থা হলো, তখন তো তা দীর্ঘদিন হসপিটালে ছিলো এবং তারপর তাদের সেবা করার জন্য আমার নান্না নানুর বাসায় চলে গেলেন, খা খালারা দেখাশোনা করলেন। আমি একা থাকতাম ভার্সিটি, কোভি কোভিডের সময় অনলাইনে ক্লাস হতো, ভার্সে বাসায় আমি একা। আমার ক্ষেত্রে রান্না-বাড়া করাটাও ক একটু দুঃসাধ্য হয়ে যেত বাসার অন্যান্য কাজ সহ। তা ওই
হুম। <chuckles> জি। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। ওহ হো! হুম। জি। হুম, হুম। কাজটা তো অনলাইনে। আচ্ছা, আচ্ছা। <chuckles> হুম, হুম। আ মানে দেখাশোনা করার মতো কেউ ছিল না যে কি খাচ্ছেন না খাচ্ছেন এগুলি?
না, না, না, কেউই ছিল না। তারমানে আমি একটা নিঃসঙ্গ জীবনযাপন করেছি ওই সময় আরকি পো পুরোপুরি। তা তা আ দেখা যেত কোনদিন একটু রাইস কুকারে আলু ভর্তা, ভাত বা ডিম ভাজি। এগুলো কি আর সবসময় ভালো লাগে? তা ওই অনলাইনে অর্ডার দেওয়া তো দেখা যাচ্ছে সুস্বাদু খাবার যখন দেখতাম। দিয়ে দিই না একটু অনলাইনে অর্ডার। ওগুলো খেয়েই আসলে ৬-৮ মাস খেয়েই পুরো একদম নিজের শরীরে ১২টা বাজিয়ে দিয়েছি। <chuckles>
আচ্ছা, আচ্ছা। না, না, এটা তো অবশ্যই। <chuckles> হ্যাঁ। জি। হুম। না এটাই যে আসলে এই যে যেই খাবারগুলি খেতে হয়তোবা <scoffs> একটু বেশি সুস্বাদু মনে হয় আমাদের কাছে। এগুলো কিন্তু দেখা যায় আসলে অত বেশি স্বাস্থ্যসম্মত হয় না। কিংবা এগুলোর মধ্যে কিন্তু অতিরিক্ত তেল-মসলা এগুলো একটু বেশিই থাকে তুলনামূলকভাবে। কিন্তু ওই যে হয় না যেটা বললেন যে আসলে একটু যদি এরকম ভোজন রসিক মানুষ হয়ে থাকে, তখন তো মাঝে, মাঝে এরকম খেতে ইচ্ছা হয়। যেরকম স্পেশালি হচ্ছে বাংলাদেশের কথা যদি বলি। এই জায়গায় আসলে এত, এত স্ট্রিট ফুড এত, এত ভালো, ভালো খাবার আছে, সুস্বাদু খাবার আছে। হ্যাঁ, তখন ওই যে স্বাস্থ্যের কথাটা হয়তোবা অত বেশি মাথায়ও থাকে না জিনিসগুলি। তো এই যে আপনি যখন এইরকম বাজার-টাজার করেন, আপনি বললেন যে অনেক সময় এরকম বাজারে যাওয়া হয়। বাজারে গিয়ে হয়তোবা মাসের বাজারগুলি মাঝে, মাঝে একসাথে নিয়ে আসেন। আর এই যে দৈনন্দিন এরকম ফ্রেশ খাবার যেগুলো আছে ফ্রেশ বাজারটা, এইটা হয়তো বা ২ দিন পর, পর এইরকম গিয়ে নিয়ে আসেন। তো বাজারটা কি হুম, হুম।
উম অ্যা উ উম ঠিক বলেছেন। জি, জি, অবশ্যই। হুম। হ্যাঁ। রাস্তায় বেরোলেই শুধু খাবার আর খাবার। <chuckles> হুম। আ মানে প্রতিদিন যাওয়া হয় না ওই সপ্তাহে ২ ১-২ বার আ সর্বোচ্চ গেলে ৩ বার যাওয়া হয় আরকি।